আসলে ওই যেটা বলছিলাম, তো এই ক্ষেত্রে দেখা যায় যে এই চ্যালেঞ্জটা আমাদের এখন প্রায়ই ফেস করতে হয়। এবং যে কেউ একজনও যদি এরকম আ থাকে তো দেখা যায় যে, পরিবারের সদস্যদের অ অন্যদের উপরেও সেটার প্রভাব ফেলে। তো আমার মনে হয় যে এই যে চ্যালেঞ্জ, এটা আসলে আ আমরাই যদি একটু সচেতন হই, সময়টাকে আরো একটু ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা করি, তো এটা কাটানো সম্ভব। আর তা বাদেও এভাবে সম্ভব যে যদি একটু বেশিই ব্যস্ত হয়ে যাই পরিবারের মানুষকে আসলে অ্যা একটু বোধ। আমরা অনেক সময় আসলে কথা বলে বুঝাতে চাই না। আ এ ব্যস্ত আছি, তো কাজ করছি ,সে তো দেখছেই। কিন্তু একটু যে ভালো করে কথা বলা বা বেশি কথা না, এক দুই কথায়ও কিন্তু অনেক সময় খুব ভালো করে বোঝানো যায়। তো আমি এই কাজটা করি না। আ
হু, হু। নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হু, হু। হুম, হুম। নিশ্চয়ই একদম চমৎকার বলেছেন। যদি আপনাকে একটু ছোট করে জানতে চাই যে, আপনি আপনার পরিবারের সবচেয়ে কাছের কোনো মানুষের সঙ্গে, হ্যাঁ, এমন কোথাও গিয়েছেন বা এমন কোনো স্মরণীয় কোন মুহূর্ত, হ্যাঁ, যেটা আমার সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে পারেন ছোট করে?
জি। হু, হু। আ জী, জী। অ্যা আসলে সেইভাবে বলতে গেলে পরিবারের মানুষের সাথে যখনই বের হই, সেটা আ মেক্সিমাম ক্ষেত্রেই আমার কাছে খুব স্মরণীয়। তারপরেও আ খুব মজার ঘটনা বা খুব অ হৈচৈ করে গিয়েছি। এগুলো বলতে গেলে একটু আমি অ্যা ঘুরতে গিয়েছি দূরে কোথাও সেটাই বলবো। রিসেন্ট আমি ঘুরতে গিয়েছিলাম হচ্ছে সিলেটে। আ আমার খুব ইচ্ছে ছিল সিলেটের ঐদিকটা ঘুরে আসা। জি, জি। অ্যা তো অ্যা গিয়েছিলাম এবং খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি। সুব মানে আসলে প্রত্যেকবার ঘুরে আসার পরে ওই যে এব বললাম যে এ এক ধরনের মানে যতই টায়ার্ড হই না কেন, যতই জার্নি করি না কেন মানে এক ধরন নতুন উদ্যম পাওয়া যায় আসলে কোথাও ঘুরতে গেলে।
উহু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। চমৎকার জায়গা! চমৎকার! নিশ্চয়ই। হু, হু। আচ্ছা, আচ্ছা। উহু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। এবং অ্যাশ অ্যা সেই যে আ অ্যা অনেকগুলো মুহূর্ত শেয়ার করেছেন আপনি প্রিয়জনের সঙ্গে, সেই যে মুহূর্তগুলো কিন্তু নিশ্চয়ই আপনার সম্পর্কগুলোকে আরো বেশি মজবুত করেছে, আরো বেশি চাঙ্গা করেছে এবং জীবনে চলার পথে অনেক বেশি সহজ করে দিয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, তো আপনার সঙ্গে এতক্ষণ এতগুলো কথা বললাম, আপনার অ্যা পরিবারের সঙ্গে যে বিশেষ সুন্দর মুহূর্তগুলো কাটান, সেগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন। হ্যাঁ, আমার কিন্তু চমৎকার লেগেছে আপনার সঙ্গে আলোচনা করতে। নিশ্চয় আপনার সঙ্গে আবার কখনো সম্পৃক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।
হু, হু। হু, হু, হু। জ্বী, জ্বী। একদমই তাই। হু, হু।

হ্যাঁ, নিশ্চয়ই। আসলে অ্যা ওই যে, বললাম না? আ আমরা অনেক ব্যস্ত থাকি অনেক এ্যা হয়তো ব্যর্থতার মধ্যে থাকি। হ্যাঁ, শেষ মুহূর্তে আমরা পরিবারের কাছে এসে মিশে যাই এবং এ একটা বিষয়কি খেয়াল করেছেন যে, এই যে, সময়গুলো আমরা যখন পরিবারের সঙ্গে বিভিন্ন সেটা হতে পারে, হতে পারে বাবা-মা বা ভাই-বোন অথবা স্ত্রী বথো অথবা হাসব্যান্ড। যার সঙ্গেই আমরা সময়টা কাটাই না কেন, সে এটা কিন্তু একটা আমরা অত্যন্ত কোয়ালিটি একটা টাইম পাস করি এবং চমৎকার লাগে আমরা যখন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে আদান-প্রদান করি। হ্যাঁ? বিভিন্ন সুখ-দুঃখ অথবা আনন্দের কোনো একটা বিষয় ভাগাভাগি করে নিই। তখন কিন্তু একটা চমৎকার ভালো লাগা কাজ করে নিজের মধ্যে এবং একই সঙ্গে দেখবেন আপনি যার সঙ্গে বিষয়গুলো শেয়ার করছেন, সেটা বাবা-মা হোক বা ভাই-বোন হোক বা হাসব্যান্ড হোক বা ছেলে-মেয়ে হোক। তাদের মনটাও কিন্তু নিঃসন্দেহে আনন্দে ভরে যায়, তাই নয় কি?
হুম। হুম। হুম, হুম। হুম, হুম। জি, জি। একদমই তাই। আসলে এই এক আরো একটা ব্যাপার মনে পড়ে গেল। আমরা কিন্তু আ আব এই যে, আপনি যেরকম সারাদিন কর্মব্যস্ততার শেষে ঘরে ফিরলেন, আমি কর্ম কর্মব্যস্ততার শেষে ঘরে ফিরলাম। এরকম আমরা অনেকেই আসলে কর্মক্ষেত্রেও অনেক কিছু ঘটে থাকে। আমরা অনেক সময় ডিস্টার্ব থাকি। এবং অনেক সময় কিন তো আমরা জানিও যে, ক্ষেত্রে আমাদের পরিবারের মানুষের কিছু করার নেই। অনেক সময় ব্যাপারটা এরকমও হয় যে, আ আজ কর্মক্ষেত্রে কি জটিলতা, কি হয়েছে, এগুলো আসলে পরিবারের মানুষজন বুঝবেও না। তারপরেও কিন্তু আমরা আ কোন একটা কারণে কোন না কোন ভাবে চাই যে, পরিবারের আ মানুষের সাথে শেয়ার করতে। কেমন যেন একটা শান্তি লাগে। এ্যা এটা জানি যে, তারা সলভ করতে পারবে না। কিন্তু ওই যে, তাদের একটু ছোট কথা যে, আ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এত চিন্তার কিছু নাই। আ এই ব্যাপারগুলো আসলে আমরা পরিবারের মানুষের মুখে যখন শুনি, তখন অন্যরকম একটা সাহস পাই। আবার নতুন উদ্যমে কাজ করার আ প্রেরণা পাই আসলে।
হু, হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। হু, হুম। হুম। হু, হুম। হু, হুম। হ্যাঁ, নিশ্চয়ই। হুম, হুম। নিশ্চয়ই। নিশ্চয়, নিশ্চয়ই। একদম চমৎকার বলেছেন, আসলে হ্যাঁ? এই যে, একটা অনুপ্রেরণার কথা বলছেন, নতুন জীবন একটা শুরু করবার অর্থাৎ নতুন জীবনে বাঁচবার যে, একটা অনুপ্রেরণা আছে, এটা কিন্তু আমরা প্রথমত পরিবারের কাছ থেকেই পাই। এই যে, অনুপ্রেরণা, এই যে, সাহস, একটা হ্যাঁ? একটা সুন্দর জীবন কাটাবার সুন্দরভাবে বাঁচবার, এটা সবার আগে আমার মনে হয় যে, পরিবারই আমাদেরকে প্রোভাইড করে। তাই না?
জি। হুম। জি, হুম, একদমই তাই। আমারও তাই মনে হয়। আ কারণ আ আ বর্তমান সমাজ তো আরো বেশি। এত বেশি সবাই ছুটছে সারাক্ষণ। এত ব্যস্ততা, তারপরে এত ক্লান্তি, এত হতাশা সবসময়। মেক্সিমাম মানে এমন কোন মানুষ নাই বোধহয় যে, ডিপ্রেশনের শিকার হয় না এখন। তো আসলে এই সময়টা পরিবার আ ছাড়া তো আর কোন গতি নাই। আসলে পরিবারের মানুষের সবচেয়ে কাছে থাকা দরকার এবং আ তাদের উপস্থিতি আসলে আমাদেরকে আবার প্রতিনিয়ত। আ আবার আ যে, স্ট্রাগল করার যে, শক্তি, আবার যে, অ্যা কর্মের পথে পা দেওয়ার যে, শক্তি, আসলে আমরা তাদের মাধ্যমে পাই। আ আচ্ছা আমার একটু আ
হু, হুম। হু, হুম। হুম, হুম। হুম। নিশ্চয়ই একদম চমৎকার বলেছেন কিন্তু। হু, হুম।
জি, আমার একটু জিজ্ঞেস করার ছিল। এই যে, কোন বিশেষ অনুষ্ঠান বা ছুটির দিনে আ আপনার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো আসলে জীবনে কি ধরনের আ মানে কি বিশেষ কোন প্রভাব ফেলে কি?
বলুন প্লিজ। হু, হুম। জ্বী, জ্বী।